একদম, অসাধারন বলেছেন।
<smacks lips> জ্বি।
এবং সেক্ষেত্রে তো তাহলে আপনাকে পাহাড়ে যেতে হবে বোধহয়। <smacks lips> আপনি পাহাড় বেশি পছন্দ করেন? ঝরণা তো পাহাড়েই।
উম আমি পাহাড় প্রচন্ড পছন্দ করি এবং ঝরণা দেখতে হলে তো পাহাড়ের আ সন্নিকটেই আসলে যেতে হবে। <smacks lips> কিন্তু আমার মনে হয় সি সিলেটের দিকে গেলেও হয়তো আ ঝরণা দেখা যাবে।
হ্যাঁ, হ্যাঁ। তার বিকল্প কিছু নেই। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। সেখানে পাহাড় আছে তো। সিলেটে হচ্ছে আপনার আ মে বি
হুম, হুম।
উম ঝর্নাটা আমার উ কততে আবিষ্কার হয়েছে, আমার মনে আছে আর চার, পাঁচ বছর জি, জি, জি। হামহাম ঝর্নাটা আবিষ্কার হলো কবে? মে বি 2014 এ?
হুম হামহাম ঝরনার কথা বলছেন? হু, হু।
তো ওটা তো একেবারেই মনে করুন যে <smacks lips> আ একেবারেই দুর্গম, একেবারেই দুর্গম এবং পাহাড়ের ভিতরে।
<smacks lips> দুর্গম, এটা বলতে চাচ্ছেন? হ্যাঁ, আমি শুনেছি জি, যে আ প্রায় অনেকটা সময় আসলে tracking করে তারপরে হামহাম ঝরনার কাছে যেতে হয়। কিন্তু আমি এও শুনেছি যে আপনি যখন আসলে সেই ঝরনার সামনে গিয়ে পৌঁছাবেন আপনি যে tracking করে এসেছেন, সেটা আপনার মনে থাকবে না।
হু। হুম। হুম, হুম। And the tracking takes like যাওয়া 2 hours, আসা 2 hours, তার বেশি। মানে 6 hours এ আপনার ট্র্যাকিং থাকবে।
হু, হু। জ্বি। কিন্তু আমার মনে হয় যে বে ভালো কিছু যদি আসলে আমি দেখতে পাই, ভালো কিছু যদি উপভোগ করতে পারি, সেটা আমার মনে হয় সেটা ২ ঘন্টা লাগুক কিংবা, ৫ ঘন্টা, আমার কাছে আসলে সেটা কোনো ব্যাপার না। <smacks lips> সৌন্দর্যটাই আসলে আমার কাছে মেইন আ বিষয় থাকে।
হু, হু। আহা আচ্ছা, একদম।

সেটা হচ্ছে ওই যে বাঁশরোলের মধ্য দিয়ে হচ্ছে চিকেন রান্না করে দেয়। ওদের মনে হয় বনমোরগই থাকে। আর হচ্ছে সাথে কচি বাঁশের কিছু একটা ভাজি টাইপ করে দেয় আমার সঠিক মনে নাই নামটা। ওটা ওয়াস লাইক এবং আমি বাড়িতেও কিনে নিয়ে এসেছিলাম কিছু সাজেক থেকে আসার সময় কিনে নিয়ে এসেছিলাম যে, ওটি বাড়িতে রান্না করে খাবো। তো হ্যাঁ, নতুন, নতুন খাবার ট্রাই করতে খুবই ভালো লাগে। কিন্তু ডাসেন্ট মিন যে, আমার খাবারটা পছন্দ হবে। খাবার ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। এবং অনেক সময় এমন হয় যে, উম ১ টি বাইট খেয়েই আর খেতে পাচ্ছি না। <chuckles> তো এরকমও অনেক সময় হয় কিন্তু খাবার আমি সবসময় ট্রাই করি। ইভেন এরকমও হয় যে ধরুন আমাদের আ
হুম। জ্বি। জ্বী। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। হু। আচ্ছা। হু।
হচ্ছে নতুন খাবারটি খেতে গেলে ১ দিন লেট হয়ে যাবে বা কোথাও একটা বাদ দিতে হবে। তো এরকমও হয়েছে আমার ক্ষেত্রে যে, আমি শুধু ১ টা চা খাওয়ার জন্য ১ টা ট্যুর ১ দিন এক্সটেন্ড করেছি কারণ চা টা অনেক দূরে ছিল। তো আমি সবসময়
জ্বি। বাহ! <chuckles> মানে শুনে কিন্তু আমি খুব অবাক হচ্ছি যে, ১ টা চা খাওয়ার জন্য আসলে আপনি ১ দিন অপেক্ষা করেছেন। তার মানে সেই চাটি আসলে কেমন ছিল?
হুম। তা ঠিক বলতে খুব অর্ডিনারি ছিল। খুব একটা মানে ইউজুয়াল চা যেরকম হয় আমার কাছে সেরকমই লেগেছে। কিন্তু ওই যে, সবাই বলছে ভালো এবং আ বেশ ইতিহাস জড়িয়ে আছে তার সাথে অনেক প্রাচীন। সেটা মনে করেই একটা যাওয়া
হু, হু। আচ্ছা। জ্বি। আচ্ছা যদি ছোট্ট করে একটু আমাকে ইতিহাসটা বলতেন আপনি।
আচ্ছা, ইতিহাস হচ্ছে সেখানকার এই যে মহিষের দুধের চা নাকি ওখানে প্রথম বানানো হয় এবং উনি নাকি বেশ কিছু সিক্রেট ইনগ্রেডিয়েন্টস ইউজ করে সারারাত ধরে দুধটা জ্বালানো হয় এবং বংশ পরম্পরায় ওরা, উনারা হচ্ছে, চা এখানে বিক্রি করে আসছেন। বলতে গেলে একসময় বাংলাদেশে চা খাওয়ানো হত বিনামূল্যে। সেটা আমি ধরুন আ আ যুদ্ধ পরবর্তী কিছু সিচুয়েশন এ যদি ধরি চা এবং গুঁড়া দুধ এটা বিনামূল্যে দেওয়া হত মানুষকে খাওয়ানোর জন্য অভ্যস্ত করার জন্য। হ্যাঁ, হ্যাঁ।
জ্বি। জ্বী। আচ্ছা। আচ্ছা। হু। আচ্ছা মানে এটা কিন্তু, এটা কিন্তু আসলে আমার জানা নেই। আমি এমনটি কখনোই শুনিনি এবং খুব অবাক হচ্ছি।